এই প্রযুক্তির যুগে সবচাইতে বড় সমস্যা হচ্ছে কিন্তু আসলে আ যে human touch বা হচ্ছে মানুষের সাথে মানুষের সংযোগটা সরাসরি দেখা হওয়া, কথা হওয়া বা হচ্ছে সরাসরি যে হ্যান্ডশেকের ব্যাপারটা থাকে। এইগুলাই তো? এখন এই অবস্থায় একাকিত্ব কিন্তু অতিরিক্ত পরিমাণ বেড়ে যাচ্ছে ইদানিং। এখন এই অবস্থায় আপনি নিজের একাকিত্ব কাটাতে কি করবেন? যাতে করে আসলে এই প্রযুক্তির যুগেও নিজেকে আসলে লোকজনের সাথে একটু পরিচিত রাখা যায় বা নিয়মিত যোগাযোগ রক্ষা করা যায়?
হ্যাঁ, হ্যাঁ। জি আসলে একদমই সত্যি কথা বলেছেন। আ প্রযুক্তির যদি কোন একটা অসুবিধা থাইকা থাকে এটা হচ্ছে যে, মানুষ মানুষের যে স্পর্শটা আছে সেটা এখন খুব কম পাচ্ছে। সো মানে একদম আ সরাসরি যে বসে একসাথে দেখাদেখি করে, একজনের চোখে আরেকজন চোখ রেখে যে কথাবার্তা বলাটা, আ এগুলা কিন্তু এখন আর দেখা যায় না। তো আমি আসলে বা বলতে গেলে কি আমি এগুলো অনেক অনুভব করেছি। অনেকদিন ধরেই তো এই সোশ্যাল মিডিয়ার যুগে আছি। আ সবকিছুই একটা বিশ্বায়নের মধ্যে চলে আসছে। দেখা গেছে আমার বন্ধু অ্যামেরিকায় থাকে তার সাথে আমার দেখা করা লাগতেছে না। এমনি কথা হইতেছে। কিন্তু আবার একটা বন্ধু আমার পাশের গ্রামে থাকে তার সাথেও দেখা করা হচ্ছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।
হুম, হুম। Right. হুম, হুম। হুম। তার সাথেও দেখা করার সুযোগ হচ্ছে না। না এটা আসলেই একটা চিন্তার বিষয় এবং সবচাইতে বড় চিন্তা হচ্ছে যে এভাবে নিজেদের লোক, নিজেদের আত্মীয়র সাথে যদি নিয়মিত যোগাযোগ রাখা না যায়, সেক্ষেত্রে কিন্তু আরো বড় সমস্যা দেখা যায় যে, দূরত্বটা বেড়ে যায় বা হচ্ছে অনেকদিন কথা না হলে তার সাথে সম্পর্কটা খারাপ হতে পারে। বা একজন আরেকজনের উপর মান অভিমান রাখতে পারে, তাই না?
জি ভাই আসলেi। হ্যাঁ, হ্যাঁ। একদম সত্যি। হ্যাঁ একদম স
হুম, হুম, হুম, হুম। তো এই যে হ্যাঁ বলুন।
এবং এই এবং এই যে বিষয়টা এটা কিন্তু আমি মানে লক্ষ্য করেছি। এবং এটা আমি লক্ষ্য করেছি প্রায় আমার আ মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পরেই কিন্তু আমি এটার জন্য কিছু আ প্রক্রিয়া পেয়ে যাই যাতে যেন এটা না হয়। হ্যাঁ যেটা সত্যি কথা আর কি।
হুম, হুম। রাইট। তো কী ব্যবস্থাগুলো নিলেন?
আ যেমন প্রথমত এই যে এখন তো অ্যামেরিকার যে বন্ধু আছে তার সাথে দেখা করতে পারব না। যাই হোক যদিও মন চায় দেখা করতে। কিন্তু ওই যে পাশের গ্রামের যে বন্ধুটা আছে। তার সাথে কিন্তু সে দেখা করতে না চাইলেও, আমি হয়তো মাসে ১ বার হলেও তার সাথে একটা আ দিন পিক করে একটু চা খাই অথবা একটু হ্যাঁ একটু কথাবার্তা বলি। আ দেখা গেছে যে কথাবার্তা বললে মানসিক একটা শান্তি আসে। একাকিত্ব বোধটা কাটে। <chuckles>
না, না। হুম, হুম। কাটানোর চেষ্টা করেন। হুম। Right. না। আসলেই এটা বা বেশ ভালো একটা উপায় হতে পারে। তবে দেখা যায় কি, ব্যস্ততার মধ্যে তো এই সময়টা বের করা সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে থাকে কাজের মধ্যে ব্যস্ত। অনেকে এখন কিন্তু অধিকাংশ পরিমাণ দেখা যায় কি, যারা বাড়িতে বসে কাজ করে কিংবা যারা অফিস আদালতে কাজ করে বা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু ছুটির পরিমানটা অনেকাংশে কম থাকে। তার আ বাড়িতে আস সারাদিন কাজ করতে হয়। এবার রাতের বেলা বাড়িতে ফিরে যদি নিজের পরিবার থাকে তাদের সাথেও কিন্তু আ আসলে সময়টা দিতে হয়। হুম। তো এই পরিস্থিতিতে আসলে পাশের বাড়ির বন্ধু-বান্ধব বা হচ্ছে আপনার আত্মীয়-স্বজন এদের সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ হয় না। তো এই অবস্থায় আপনি কীভাবে যোগাযোগটা রক্ষা করেন?
হ্যাঁ। হ্যাঁ। অনেক কম অনেক কম। এবং সারাদিন কাজ করতে হয় আবার। তাই? সময় দিতে হয়। সুযোগ হয় না আসলেই। আ আসলে আ এখন ঐ রকম ভাবে যোগাযোগটা রক্ষা করা হচ্ছে না সত্যি কথা এটা। তবে আমি নিজের থেকে এগুলা বুঝতে পেরে এই সমস্যাগুলো বুঝতে পেরে, আমি কিন্তু আ তাদের কাছে যাই। যেমন আগে আমার বাবা-মা আমাকে যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা আমাদের মামা, মাসি, কাকা, জেঠু আ তাদের বাড়িতে বেড়াইতে যাইতাম। হ্যাঁ? এখন কিন্তু ওইরকম হঠাৎ করে মাঝখান দিয়ে যাওয়া হয় না। তবে এই যে আ গত ২ মাস আগে আমি নিজের উদ্যোগে আ নিজের অর্থায়নে আমার বাবা-মা কে নিয়ে যাই আর কি। তো তারা খুব খুশি হয় সেখানে। তা আমি চাইতেছি প্রত্যেকদিন ঐ জিনিসগুলা আবার নতুন করে যদি প্রচলন করা যায় মানুষের মধ্যে। তাইলে হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পারি। আ আমার সবচেয়ে আফসোস লাগে কোন সময়ের জন্য জানেন তো? আ একটা সময় ছিল আগে রাত্রেবেলা যখন কারেন্ট যাইত তখন কিন্তু পাড়ার সব বের হয়ে যেত। বের হয়ে গল্প করত। মানে কারেন্ট ছিল কিন্তু তখন ঐ যে সোশ্যাল মিডিয়া ছিল না আর কি। বা ওইরকম গল্প তখন কিন্তু একটা রেওয়াজ ছিল যে মানুষজন বেরিয়ে গিয়ে যেমন আমরা লুকোচুরি খেলতাম ছোট যখন ছিলাম তখন। ঐ সময়গুলা খুব মিস করি আস
হুম, হুম। হুম। রাইট। হুম, হুম। হুম। সেটা অবশ্যই। কখন? হুম। হ্যাঁ। হ্যাঁ। না, এ এই যে, যে বা ইটার কথা বললেন, আসলে এটা অনেক জায়গায়ই হত এবং অধিকাংশ সময় দেখা যেত কি? যে এলাকার সবাই এক জায়গায় এসে হয় হ হয়তোবা মোমবাতি জ্বালাতো কিংবা হয়তোবা হারিকেন নিয়ে বের হয়ে আসতো। এ দেখা যেত যে, অতিরিক্ত পরিমাণ গরম পড়লে লোকজনগুলো একেবারে এক জায়গায় হয়ে পাখার বাতাস করত আর গল্প করত। রাতে ভূ ভূতের গল্প চলত, এটা চলত, সেটা চলত। তো মোটামুটি একটা জমজমাট অবস্থা হতো এবং লোকজনের সাথে যোগাযোগের সুযোগটাও এতে কিন্তু বাড়ত। তো এই পরিস্থিতিতে আসলে কতটা পরিবর্তন এসেছে আপনি কি কোনো কিছু খেয়াল করেছেন?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। গল্প করতো হ্যাঁ। <laughs> হ্যাঁ, হ্যাঁ। একদমই সত্য। এইটা তো আর নাই ই এখন সত্যি কথা যেটা। একদম শূন্যের কোঠায় চলে গেছে এই অভ্যাসটা মানুষের এই সময়টায়। এবং এটার একমাত্র কারণ তো আসলে সত্যি কথা বলতে কি আমাদের হাতের যে আ মোবাইল ফোনগুলো আছে এগুলো দিয়ে এত কিছু করা যায়, যে এই ছোটখাটো কাজগুলো এখন আসলে আর মানুষ মনেই নেই মানুষের। ফোনের মধ্যে ব্যস্ত থেকে আর এ ওদের এটা মনেই থাকে না আরকি যে কি করতে হবে। আর এমনিতে তো বলেছেন মানুষ আসলে অনেক ব্যস্ত হয়ে গেছে আগের থেকে। আ সকাল ৯ টার দিকে যায়। সন্ধ্যা ৮ টার দিকে ৭ টার দিকে আসে। বেশিরভাগ মানুষই অনেক দেরি হওয়ার পরে পরিবারকে সময় দিতে হয়। আ শুক্রবারে তো দেখা গেছে বন্ধের দিনে দেখা গেছে সবাই কিন্তু ওই স ৬ দিনের পরিশ্রমের ইয়াটা জাস্ট একটু রেস্ট নিয়া নেয়। ঐটাতেই শেষ। ওইরকম দেখা সাক্ষাৎ আর করা কারো সাথে হয় না আসলে। এখন এইগুলা নেই আসলে। ওই পরিবর্তনটা অনেক বেশি পরিবর্তন আসলে।
হুম। রাইট। হুম। হুম। রাইট। হুম, হুম। Rest নিয়ে কাটত, হুম। হয় না। হুম। আসলেই বেশ একটা সমস্যার ব্যাপার। তবে আরেকটা জিনিস ওতো আ খেয়াল করা যায় যে এখন কিন্তু এইযে টেকনোলজির কথাই যে বলছিলাম যে প্রযুক্তি আসার ফলে দূরত্বটা কিন্তু আরেকটু কমে গেছেও বলে মাঝে, মাঝে মনে হয়। যদিও আসলে ওইযে আমি যেটা বলতেসিলাম যে human touch এর element টা এটা যদিও কমে গেছে কিন্তু অ আপনার লোকজনের সাথে ব কথা বলার যে ব্যাপারটা থাকে যে অন্তত যোগাযোগটা রক্ষা হচ্ছে এটা তো বেড়ে গেছে। এখন বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে যে, আপনার এই বন্ধু হয়তো বা কোনো একজন কোনো অন্য একটা দেশে চলে গেছে বা আপনি যেমন বলছিলেন যে আসলে আমেরিকা চলে গেছে তার সাথে যোগাযোগ করা সম্ভব নয়। কিন্তু টেকনোলজির আ ইসে কিন্তু আপনি এটা করতে পারতেসেন। তো আপনার কি মনে হয় না যে এটা অনেকটা একাকিত্ব কাটাতে সাহায্য করতেসে?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। রক্ষা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, যেমন আমার যে বন্ধুর কথা বললাম আপনার সে কিন্তু অনেক একা, সত্যি কথা যেটা। সে যখনই ফোন দেয় অনেকক্ষণ কথা হয় তার সাথে আমার। প্রায় ১ ঘন্টা ২ ঘন্টা তো কোন বিষয়ই না, কথা বলি। তো তখন সে বলে যে দেখ অনেক একা, একা অনুভব হয়। অ্যা তোকে মাঝেমধ্যে কল দেই। এটা খুব ভালো লাগে আমার কাছে তোকে তোর সাথে কথা বলে। এবং সে যে ওইখানে একটা পরিশ্রম করতেছে, ঠিক আছে? আ তো সে এই যে বড় একটা কাজ করতে গেছে, এইখানে কিন্তু এই যে আমি যে তাকে একটু কথা বলি তার সাথে, এটা কিন্তু তাকে অনেক সহযোগিতা করে। সে এটা বলে আমাকে আরকি। তো আমি মনে করি যে এই যে প্রযুক্তির প্রযুক্তির যেটা বল বললেন আপনি যে হয়তো আ বাস্তবিক যে দূরত্বটা আছে, ওই দূরত্বটা হয়তো কমিয়েছে। কিন্তু মনের দিক থেকে না আ দূরত্বটা একটু বাড়িয়ে দিয়েছে সত্যি কথা যেটা। মানুষ থেকে মানুষের। হ্যাঁ, হ্যাঁ।
হুম, হুম। রাইট। হুম। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম। সেটা সেটা ঠিক কথা। আ না আসলেই এটা যদিও একদিক দিয়ে ভালো, অন্যদিক থেকে কিন্তু আবার বেশ চিন্তার একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়ায় মাঝে, মাঝে। হুম, তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে আ একাকিত্বর উন যে ব্যাপারটা থাকে এটা কিন্তু মানসিক দিক থেকে লোকজনকে প্রচুর পরিমাণে আঘাত করে। দেখা যায় অনেকে আ- ডিপ্রেশন এ চলে যায়, অনেকে বেশ চিন্তায় চলে আসে। তারপর আ জীবনটা তাদের চালানো বেশ কষ্টকর হয়ে যায়। অনেকে আছেন যে সঠিকভাবে
চিন্তারও বিষয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জীবনের মূল্য জীবনের যে মূল্যটা আছে সেটা তারা হঠাৎ করে হারিয়ে ফেলে সত্যি কথা যেটা।
উম হারিয়ে ফেলে। অনেকেই আছে অনেক খারাপ পরিস্থিতিতে চলে যায়। তো এই অবস্থায় আসলে আ একাকিত্ব কাটাতে বা হচ্ছে আ অন্তত ম মনোসংযোগটাকে নতুন করে ফেরাতে কি করা যেতে পারে যেটা আসলে সবার জন্যই কমবেশি কাজে লাগবে?
চলে যায়। সত্যি কথা। হ্যাঁ। জি আসলে এইটার উত্তর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে চাচ্ছি। আ আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন কিন্তু আমি আমার নিজের শহর থেকে বা নিজের এলাকা থেকে বলতে পারেন আমি কিন্তু দূরে চইলা যাই, অনেক দূরে। তো সেখানে দেখা গেছে যে আমার স্কুল এবং কলেজের যে বন্ধুরা ছিল, ছোটবেলার যে বন্ধুরা ছিল তাদের সাথে কিন্তু ওইরকম দেখা সাক্ষাৎকার আর আমার হইত না। তো আমি পড়াশোনা শেষ করে যখন আসি, আ তখন দেখি যে আমার একটা বন্ধুর কিন্তু খুব খারাপ অবস্থা, হ্যাঁ? সে নিজেকে একাকিত্ব বোধ করতেছে। তার কিছু ব্যক্তিগত কারণ আ বা কিছু সামাজিক কারণ আছে। এগুলোর জন্য সে নিজের যে একটা মূল্য আছে মানুষ হিসেবে, আ সেটা সে ভুলে গিয়েছিল। তা আমি কিন্তু তাকে গত প্রায় ৫-৬ মাস হয়েছে আমি অ ইয়া থেকে আ এসেছি। এবং তার সাথে কিন্তু আমি সময় দেই এবং চিন্তা করে, করে তার সাথে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে কথা বলতে হবে। আ কিভাবে তাকে আবার সেই প্রাণবন্ত আমার যে বন্ধুটা আছে যে কিনা সারাদিন হাসতো, খেলত, এই করবে, সেই করবে এইরকম কথা বলত। ওইখানে যেন ফিরাইতে পারি। এটার জন্য কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি সত্যি কথা যেটা আরকি।
হ্যাঁ প্লিজ বলুন। হু। হুম, হুম। রাইট। হুম। হুম। হুম, হুম। রাইট। হুম। হুম। রাইট। এটা শুনে আসলেই ভালো লাগলো। দেখা যায় কি যে একাকিত্ব কিন্তু মানুষকে কুঁড়ে, কুড়ে খায় এমন একটা কথা আছে না? তো আ এই পরিস্থিতি থেকে আপনি যদি কাউকে বের করে আনেন, তাহলে আসলেই এটা খুব বড় একটা অর্জন বলেই অ মনে করা যায়। কারণ
হুম জি। হ্যাঁ। একদম সত্যি বলেছেন। এবং এইটা কিন্তু খুব কষ্টের কাজ সত্যি কথা যেটা। এটা কিন্তু অনেক কষ্টের কাজ।
হ্যাঁ সে তো অবশ্যই। মানে প্রতিটা মুহূর্ত তাকে সঙ্গ দেওয়া, সে যেন কোনরকম ভুল পদক্ষেপ না নেয় সেটার দিকে খেয়াল রাখা, তার সাথে কথা বলা, বা হচ্ছে নতুন কিছু করে তাকে কোনোভাবে আ আনন্দিত করে রাখা। যাতে তার মাথার মধ্যে তার এই যে একাকিত্বের যে ব্যাপারটা থাকে, এই চিন্তাটা বারবার না চলে আসে। এইটা ব করতে পারা আসলেই খুবই আম বড় একটা অর্জন বলে হ্যাঁ এবং এটা হওয়া দরকার সবার জন্যেই। হুম বলুন।
হ্যাঁ। না নেয়। সেটাই। আনন্দিত করা। না চলে দরকার এটা এবং দরকার খুব করা এবং বিশেষত্ব জি, জি। বিশেষত মনে করেন সে যদি আপনার একদম একটা বন্ধু হয়ে যায় মানে বন্ধু হয় এবং আ যার সাথে আপনি অনেকদিন চলেছেন, আ সুখ-দুঃখ ভাগ করেছেন। সে যদি আপনার এরকম হয়, তখন কিন্তু বেশি খারাপ লাগে। হ্যাঁ এটার এটার মতো কষ্টের আর কিছু নাই আসলে।
হু, হু। রাইট। হুম। তো মাঝে, মাঝে দেখা যায় কি যে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে চলে যায়। তখন কিন্তু ফিরিয়ে আনাটা বেশ কষ্টের হয়ে যায়। তখন হয় কি কিছু, কিছু ছো ছোট্ট, ছোট পদক্ষেপ নিলে অনেক সময় ব্যাপারটা কিন্তু ভালো হয়ে যায়। তো কি পদক্ষেপ এমন আছে যেগুলো নিলে আ আসলে খুব খারাপ পরিস্থিতিতে থেকেও কিছুটা হলেও বের হয়ে আসা সম্ভব?
হ্যাঁ। হ্যাঁ। আ আসলে পদক্ষেপ প্রথমত যে একাকিত্ব অনুভব করে আ সে মাঝেমধ্যে কিন্তু বুঝে না যে তার যে একাকিত্বটা অনুভব করা দরকার নেই। এটা হচ্ছে প্রথমত। হ্যাঁ? কারণ আ ম কোন মানুষই তো একা নয় আসলে। সবসময় আশেপাশে কেউ না কেউ তার সাথে ঘোরাঘুরি করতেসে, দেখা হইতেসে। একটু হইলেও তো দিনে একবার হলেও কারো সাথে কথা হয় কিংবা চোখে চোখ রাখা হয়। তো সেইক্ষেত্রে আমি বলব প্রথমত যে মানুষটা একাকিত্বতে ভোগ করতেসে আ তাকে বোঝানো উচিত আরকি যে তোমার যেই একাকিত্ব এটা হচ্ছে মেকি। এটা আসলে মিথ্যা। এটা আসলে সত্য নয়। বাস্তবতা ভিন্ন। বাস্তবে আমিও তোমার সাথে আছি। আরো ৫ টা মানুষও তোমার সাথে আছে। এই জিনিসটা আসলে আ সরাসরি বলাটা আসলে কেমন আমি জানি না। আ তবে মানে আমি চেষ্টা করি এই জিনিসটা ওকে বুঝিয়ে দিতে।
হু হুম। রাইট। হু, হুম। Right, right. হুম। হুম। Right. হুউম। উহুম। আচ্ছা। না সরাসরি বললে দেখা যায় কি? অনেক সময় যদি সরাসরি কাউকে বলা হয়, তাহলে কিন্তু আ তাদের মন খারাপ হয়ে যেতে পারে, বা তারা খারাপ কিছু ভাবতে পারে বা তাদের চিন্তাভাবনায় কোনো একটা সমস্যা আসতে পারে। তো তখন যদি এমনটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কীভাবে এটাকে সামলান?
এই যেমন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথাই। আ সেই ক্ষেত্রে সরাসরি আসলে এরকম বলা হয়নি। তবে আমি দেখেছি অনেকেই মানে একটা কাজ ভালো করতে গিয়ে কিন্তু অনেকেই খারাপ করে ফেলে। অ্যা তো এ হ্যাঁ। এরকম দেখা গেছে যে কেউ একজন একাকিত্বতায় ভুগতেছে, এখন আ আমার খুব খারাপ লাগতেছে তার জন্য যে সে একা, একা ফিল করতেছে, আমি তার কাছে যাই। এখন আমার ভুলের কারনে দেখা গেছে যে তার মনের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। দেখা গেছে আমি ওকে এমন কেউ কথাটা জিজ্ঞেস করলাম যেটা দ নিয়ে তার মন খারাপ হচ্ছে, ঠিক আছে? এ মনে করেন যে কেউ হয়তো প্রেমে ব্যর্থ হয়ে সে আপনার আ মন খারাপ করতেছে বা একাকিত্বতা ভোগ করতেছে। তো সেখানে গিয়ে যদি আমি তাকে তার আ বান্ধবীর কথা জিজ্ঞাস করি, বা তার বন্ধুর কথা জিজ্ঞাস করি, যার সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছে। এটা কিন্তু ভালো হবে নাহ। বা প্রেমের কোন কথাই উল্লেখ করাটা হ্যাঁ উল্টা এ
হুম, হুম। রাইট, রাইট। হু, হু। হুম। উম রাইট। হু, হু। মন খারাপ করে আছে। হুম। নষ্ট হয়ে গেছে। সেটা আবার হুম, হুম। সেটা আবার উল্টো একটা অ অ হুম, হুম। সেটা আবার উল্টো একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এবং মনটাকে আরো উ বিষিয়ে দিতে পারে। হুম।
হ্যাঁ, একটা বাজে প্রতিক্রিয়া এখানে আসবে। জি, জি।
না আসলেই এটা একটা চিন্তার বিষয়। কিন্তু অ্যা এতটা না ভেবে-চিন্তে এইসব বিষয় তো আসলে কোনভাবে আ সমাধান করা সম্ভব না, তাই না? তো এই পরিস্থিতি থেকে এ আসলে স উম মানে আপনার তো অনেক অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে। তো এমন পরিস্থিতি যদি কখনো পরেন, সেইক্ষেত্রে আপনি এটাকে সামলান কী করে? মানে আব সরাসরি বলেই আপনি কোনোভাবে সামলান? নাকি অ্যা আসলে মনটাকে অন্যদিকে সরানোর চেষ্টা করেন? না অন্য কোন ইউনিক উপায় আছে আপনার এটা থেকে বের হওয়ার?
সম্ভবনা। হ্যাঁ, হ্যাঁ। আ যেমন আমি যেটা করেছি আমার বন্ধুর সাথে। ওকে আমি বলেছি দেখ আ এটা বিংশ শতাব্দী চলতেসে এখন। অ্যা আবেগের এখানে অত মূল্য নেই, ঠিক আছে? আমি এভাবেই বলেছি ওকে হ্যাঁ? এটা বলেছি ওকে যেমন আমি ওকে সরা সরাসরি বলতে পারতাম যে "তোর এই সমস্যা হয়েছে। এইটা আসলে এমন কিছু না, এই-সেই।" এটা না বলে আমি একটু মানে ঘুরিয়ে কথাটা বলার চেষ্টা করি আরকি সবসময়। আর দেখি আসলে যে কথা বলার পরে আ ওর মুখের অনুভূতিটা কি? সেটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। যদি দেখি যে না ও আমার সাথে এক অ্যা আমার হ্যাঁ এর সাথে ওই ও হ্যাঁ মিলাচ্ছে, তখন আমি হয়তো কথাটা আরেকটু বাড়াই। কিন্তু দে যদি দেখি যে না সে আমার কথায় একটু অন্যরকম আরো বেশি চিন্তায় ঢুকে গেসে, তখন আমি চুপই হয়ে যাই। চুপ হয়ে ওর সাথে বসে থাকি। আ মানে ছাড়ি না একা ছাড়ি না কিন্তু মানে বসে থাকি আরকি। চেষ্টা করি আসলে যতটুকু করা যায় আসলে।
হুম, হুম। হুম। জায়গা নেই। হুম। রাইট, রাইট। হু, হু। হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। বসে থাকার চেষ্টা করেন। হুম। <clears throat> তো আ দেখা যায় কি অনেক সময় তো এমন খারাপ পরিস্থিতি হয়ে যায় যখন উম ডাক্তারের সাহায্যও নেওয়া লাগে। তো এমন কোন পরিস্থিতিতে কি পড়েছেন কখনো?
তা তো অবশ্যই। আ আমি আসলে একাকিত্বতায় অনেক ভুগেছি কিন্তু অতদূর পর্যন্ত এখনো যাওয়া লাগে নাই। এটা আমার ভাগ্য ভালো। আ কিন্তু আমি দেখেছি এরকম অনেকেই করে। তারা ভালোও হয় আসলে। খারাপ না, এটা করা যেতে পারে।
হুম, হুম। রাইট হুম। আসলেই আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। এমন পরিস্থিতিতে না পড়া আসলেই ভাগ্যের ব্যাপার। তাছাড়া আপনি যেটা বললেন যে বন্ধুকে খুব সাহায্য করেছেন। এটা শুনে আরো ভালো লাগলো। আপনার সাথে কথা বলে খুবি আনন্দ পেলাম। এবং আ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
উম জ্বী। হ্যাঁ। হুম। জ্বী। আপনার সাথে কথা বলেও অনেক ভালো লাগল। আপনিও ভালো থাকবেন।